হ্যালো!
Hello, কেমন আছেন?
আ Hi, আছি ভালো কি অবস্থা আপনার?
এই তো আমি ভালোই আছি।
হুম, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে গিয়ে music এর ব্যাপারে, সঙ্গীত। তা আপনার প্রিয় সঙ্গীত, কি ধরনের সঙ্গীত আপনার মানে কেমন ভালো লাগে?
অবশ্যই। উ, হুম। আচ্ছা। আ খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি খুবই <blows air> আ সঙ্গীতের প্রতি অনুরাগী বলতে পারেন। তো ব্যক্তিগতভাবে আমার আ নজরুল সঙ্গীত এবং রবীন্দ্র সঙ্গীত খুবই ভালো লাগে। আ বিশেষ করে আপনি যদি দেখেন যে তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাবগম্ভীর্য আছে আপনার ক্ষেত্রে সেটা কিরকম?
হুম। হ্যাঁ, আমিও। ও আচ্ছা, আচ্ছা, হুম। হ্যাঁ, হ্যাঁ আমিও শুনি, আমি অনেক আ রবীন্দ্র সঙ্গীত আমার খুবই ভালো লাগে। পুরনো বাংলা গান শুনি, আমি English গানও শুনি, আমি গত ১০-১৫ বছর ধরে গান collect করি এবং আমার collection-এ এখন এইতো ২০০০ এর উপরে গান আছে।
আচ্ছা, আচ্ছা। হুম। বাহ! তাহলে তো হুম, হুম। Oh my God! অনেক খুব বেশি একটা খুব ভালো একটা collection আছে আপনাকে অভিনন্দন এজন্য।
<chuckles> Thank you, thank you. হ্যাঁ, আমি অনেক সময় কাটাই গান শুনে মানে কোথাও বাসা থেকে বের হলেই earphone লাগিয়ে আমি গান টান শুনতে থাকি কিংবা ধরেন বাসে গে কোথাও গেলাম, গাড়িতে উঠলাম তখনও গান শুনি <snorts> হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। বুঝতে পারছি আমার, আমি যে room-টাতে থাকি আমি সাধারণত সবসময়ই গান ছেড়ে থাকি। মানে আমি যেই কাজই করি না কেন গান চলতেই থাকে বলতে পারেন অর্থাৎ গান কিন্তু আমার হৃদয়ের সাথে মিশে গেছে। তো আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি এ বিষয়েও?
হ্যাঁ।